আচ্ছা, আপনার কি অনলাইন এ খবর দেখা হয় নাকি খবরের জন্য আপনি এখনো মানে টিভিতেই নির্ভরশীল?
আমি অনলাইনে আসলে প্রধানত খবরগুলো দেখি। টিভি কিন্তু আসলে আগের মত আর দেখা হয় না। কারণ দেখা যাচ্ছে যে একটু inconvenient আ টিভি দেখা, চালু করা, তারপরে কোন চ্যানেলে খবর দেখাচ্ছে এগুলো বের করা। এ দেখে অনলাইন গেলে কিন্তু যেকোনো সোশ্যাল মিডিয়া তে
আচ্ছা। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ।
সামনে এসে পড়ে। তো সে কারণে অনলাইন থেকেই আসলে খবরগুলো ১ম এ দেখা হয়।
হুম। আচ্ছা, আচ্ছা। তো অনেক সময় হয় না? যে অনলাইনে ভুল খবর ছড়াচ্ছে বা হচ্ছে কোনো একটা জিনিস নিজেদের লাভের জন্য মানুষ অ ছড়াচ্ছে। ভা মানে এটার পিছনে context টা না জানিয়ে এটা এ এভাবেই ছড়িয়ে দিচ্ছে। তো সেটা আপনি কিভাবে যাচাই করেন যে এটা সত্য নাকি মিথ্যা?
হুম। জ্বি। উম আচ্ছা। উম ১ম এ আমি করি যেটা সেটা হচ্ছে যে যেই জায়গা থেকে কোন জায়গা থেকে খবর আসছে, সেটা ১ম এ দেখি, যে এটা কি কোনো ভেরিফাইড পেজ থেকে আসছে নাকি random কোনো পেজ থেকে আসছে। তো সেটা দেখে ১ম এ, তারপর দেখি যে আসলে অ মানে এটার কোনো ভেরি সোর্স আছে কিনা। আম আমি হচ্ছে যে Google এ সার্চ করে আবার ক্রস যাচাই করি যে অন্য, অন্য কোনো প্লাটফর্ম এ ট্রেডিশনাল কোনো প্ল্যাটফর্ম বলুন বা অন্য কোনো জায়গায় কেটে এসেছে কিনা। তো এই খবরটা যদি অন্য জায়গায় না আসে, আর আমি যদি হচ্ছে রিভার্স ইমেজ সার্চ করে দেখি যে এটা পুরাতন কোনো তথ্য। তো তখন কিন্তু আমি বুঝে যাই আসলে এই জিনিসটা ফেক হওয়ার সম্ভাবনাই বেশি।
উম আচ্ছা ওকে। উ হু। ও। উ হু, হু। উ হু, হু। বুঝলাম। হুম। উম উ হু, হু, হু। আচ্ছা, আপনার কি মনে হয় যে, আ এই যে আপনি চেক করছেন, তারপর যাচাই-বাছাই করতে হচ্ছে। এটা না করে যদি আপনি টিভিতেই খবর দেখতেন, তাহলে ভালো হতো? মানে একটু আপনি যে বললেন, ইনকনভিনিয়েন্ট এটা ঠিক আছে। কিন্তু টিভিতে আপনাকে যাচাই-বাছাই করতে হচ্ছে না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখলে, অনলাইনে দেখলে, আপনাকে উম যাচাই করতে হচ্ছে। এটা আপনার কাছে মনে হয় না, একটু কঠিন ব্যাপার?
জি। হু, হুম। উ হুম। উ উম অউ এটা
বা সময়ে স সময়টা লাগছে?
এহে এটা আসলে সবসময় মনে হয় না। কারণ দিন শেষে আমার যেটা মনে হয়, যে ব্য যেসব ভেরিফাইড সোর্স, ট্র্যাডিশনাল যে মিডিয়া আপনি RTV বলুন, বা আ মনে করুন ATN Bangla বলুন, বা অন্য কোন নিউজ বলুন, Ekattor ও বলুন। সব গুড এমনকি Jamuna Television ও বলুন সবগুলো যেই খবরটা টিভিতে দেখাচ্ছে, সেই খবরটা কিন্তু খবরের আগে ওরাই ওদের ওয়েবসাইটে এ, যে Facebook পেজ বলুন, বা অন্য কোনো পেজ বলুন, সেখানে ১ম এ প্রকাশ করে। তো এই যেহেতু ২ জায়গায় আমি পাচ্ছি একই সোর্সের খবর। তো সেই কারণে আমি যেটা করি যে যেই সেই সোর্স থেকে না নিয়ে, এরকম ভেরিফাইড পেজগুলো থেকে নেই সোর্স। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আমি বুঝি যে এগুলো ভ্যালিড হওয়ার সম্ভাবনাটা অন্যান্য মিডিয়া, বা ফেক পেজগুলো থেকে অনেক বেশি।
আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম। ও আচ্ছা। উম হু, হুম। হুম, হুম। উম উ হু। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এমনকি কখনো হয় না যে, একজন ধরেন আপনার আম আপনি কোন সোশ্যাল মিডিয়াতে আছেন। আপনার সাথে একজন খ কানেক্টেড আছে। যিনি হচ্ছে এমনিতে খুবই আ ধরেন শিক্ষিত, দুনিয়ার ব্যাপারে জানেন। কিন্তু টেকনোলজির ব্যাপারে, বা এইসব যে খবর যাচাই-বাছাই করতে হয়, সেটার ব্যাপারে একটু আ বলতে পারেন জানেন না, কম জানেন। তো উন এই ধরনের মানুষ যখন কোনো ভুল তথ্য শেয়ার করে। তখনও কি আপনি যাচাই-বাছাই করেন? নাকি মনে করেন, যে উনাকে তো মানে বিশ্বাস করা যাবে কারণ, উনি শিক্ষিত মানুষ, উনি ভুল তথ্য ছড়াবেন না। এটা আপনি কিভাবে করেন?
উ হু। জ্বী। উ হু। জ্বী। উ হু। জ্বী। আচ্ছা। উম আসলে প্রথমেই আমি যেটা আমি অনলাইন এ যেকোনো নিউজ দিলে, আমি সেটাকে একদম ১ম থেকে বিশ্বাস করি না কখনো। কারণ আমি জানি, যে এখানে অনেক সময় মিসলিডিং জিনিস থাকে। অনেক সময় খবরগুলো এমন ভাবে আসলে প্রকাশ করা হয়। যারা অনেক বেশি মিডিয়া লিটারেট তারা কিন্তু দেখে কনফিউজড হয়ে যায়। তো এই জিনিসগুলো আমি জানি। সেই কারণে কেউ, কেউ
ওকে, ওকে। হুম। উ হুম। হ্যাঁ, একদম ঠিক বলেছেন।
লিঙ্ক শেয়ার করলে, বা কোন খবর শেয়ার করলে। ১ম এ আমি নিজে ভেরিফাই করি। দেখা যাচ্ছে, যে আ অনেক সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। যেগুলা হয়তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে, বা clickbait করা হচ্ছে। তো সেসব ক্ষেত্রে কিন্তু আসলে চোখ বন্ধ করে যদি কোন খবর বিশ্বাস করা হয়, তাহলে কিন্তু নিজে আর নিজের ফ্যামিলিকে কে অনেক সময় আসলে বিপদে টেনে নিয়ে আসা হয়। তো সেই কারণে আমি কখনো দেখে বিশ্বাস করি না।
হুম। ওকে, ওকে। হুম। অবশ্যই, অবশ্যই। হুম। হুম, হুম, হুম, হুম ঠিক বলেছেন। আ আপনার কি এখন এমন কখনো হয়েছে? যে আ আপনি মানে ভুল তথ্য দেখে, অ্যা মানে অলমোস্ট বিশ্বাস করে ফেলেছিলেন। এমন কি কখনো হয়েছে? বা বিশ্বাস করেছেন?
উ হু। <chuckles> আ জ্বি, এমন হয়েছিল যে অলমোস্ট বিশ্বাস করে ফেলেছিলাম। গত বছরের একটা সময় আ হচ্ছে যে ব্যাংক নিয়ে অনেক রকমের গুজব ছড়াচ্ছিল। যে ব্যাংকের রিজার্ভে টাকা শেষ। এহ যারা, যারা FDR করেছে তাদের সবার টাকা চলে যাবে, মারা হবে, বা বাংলাদেশ ব্যাংক থেকে প্রচুর কথা হচ্ছিল। অনেক একটা আতঙ্ক দেখা যাচ্ছিল। আ তারপরে আবার মানুষ Facebook এ পোস্ট করছিল যে তাদের অ্যাকাউন্টটা মানে মানে দে টাকা তারা বের করতে পারছে না। টাকা দিচ্ছে না। তো কিছু, কিছু হয়তো ঠিক ছিল। মানে পুরোপুরি যে একদম ভুয়া ছিল সেটা না, কিন্তু এই যে রিজার্ভে টাকা নেই, বা যাদের FDR তাদের সবার টাকা হাতি নিয়ে চলে যাবে, এগুলো কিন্তু মিথ্যা কথা ছিল। পরে এত বেশি মানে এত বেশি গুজব বেড়েছিল। অনেকে আমার পরিচিত অনেকেই দেখেছেন, তারা তাদের FDR ভেঙে ফেলেছিল। যেটা কিন্তু আসলে অনেক ক্ষতি হয়। যখন FDR আপনের মেচিউর হওয়ার আগে ভেঙে ফেলেন একদম। তো আমার বাবা আসলে ডিসিশন বুঝতে পারছে না যে আ আ আব্বুর পেনশন ফান্ড যেটা সেটা কি ভাঙবে, নাকি ভাঙবে না। এরকম কিছু একটা ব্যাপার। পরে আ ব্যাংক গুলোতেই আসলে ডিরেক্টলি কথা বলেছি আমি। ব্যাংকে যেয়ে, ব্যাংকে রাখা ছিল, সেখানেই ডিরেক্টলি কথা বলেছি। তাদের ম্যানেজারের সাথে কথা বলেছি। তারা একদম লিটারেলি আশ্বস্ত করেছিল, যে এরকম কিছুই হবে না। তো দেখলাম যে না এরকম কিছু হয়নি। দিন শেষে এরকম কিন্তু অনেক সময় হয় যে এত জায়গা থেকে কথা আসে। এত ভ্যালিড ভাবে বলার চেষ্টা করে, এগুলোতে কিন্তু মানুষ অনেক সময় ম্যানিপুলেটেড হয়ে যায়। তখন কিন্তু স মেইন সোর্স এ যাওয়াই ভালো।
আচ্ছা। আচ্ছা। হু, হুম। ও! হুম, হুম, হুম। উ হুম। গুজব। ও! হুম, হুম। আচ্ছা। ও! ওহহো! হুম, বেশ দুঃখজনক সেটা। হুম, হুম। উ হু। আচ্ছা। ওহ হ হো! হ্যাঁ। হুম। <chuckles> হ্যাঁ, অবশ্যই হয়। হুম। হু, হুম, হুম। একদম ঠিক বলেছেন আপনি। এই যে আপনি আম আরেকটা জিনিস উম মাথায় এসেছে এখন। এই যে আ আপনি বললেন আ পেনশনের ব্যাপারটা বা এই ব্যাংকের ব্যাপারটা। এই ব্যাপারটা নিয়ে আপনারা বলতে পারেন একটু sensitive ছিলেন বা আপনাদের ইন্টারেস্ট ছিল। সেজন্য আপনারা একটু ঘাবড়ে গিয়েছেন বলা যায়। এই গুজব শোনার কারণে। তো এমনও তো অনেক মানুষ আছেন যারা হচ্ছে, অন্যান্য ব্যাপারে একটু বেশি আ ইন্টারেস্টেড বা sensitive বলা যায়। ওদের ওরা যখন এইসব ব্যাপারে গুজব শোনে। কারণ বিভিন্ন ধরনের খবর আসতে পারে। এ মানে একটু চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন ধরনের মানুষ খবর ছড়ায়। এই যে একটু আগে বললেন, FDR ভেঙে ফেলেছে অনেকে এটা বেশ আ ক্ষতি হয়েছে ওদের জন্য। তো যারা আ মানে একটু চাঞ্চল্যকর পরিবেশ আস হচ্ছে দেখে আ কোনো ধরনের স্টেপ নিতে চান। তখন কি ওদের ওয়েট করা উচিত নাকি আ মানে ওরা এই স্টেপটা নিয়ে নিতে হবে? মানে কোনটা আপনি সাজেস্ট করেন?
হু, হু। জি। হ্যাঁ। উ জি। হুম, অবশ্যই। হুম, একদম। হু। জি। অবশ্যই। জি। আসলে তাড়াতাড়ি কোনো পদক্ষেপ নেয়াই কিন্তু আসলে কার্যকর হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। ১ম এ আমার মনে হয় যদি মনে হয় যে, বিশাল বড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমেই আ আপনি হচ্ছে সরাসরি যারা কেউ আছে এই জিনিসের সাথে যুক্ত আছে তাদের সাথে কথা বলুন। মনে করুন যেমন ব্যাংকের ক্ষেত্রে আমি সরাসরি সেই ব্যাংকের ম্যানেজারের সাথে গিয়ে কথা বলেছিলাম, ব্রাঞ্চ হেড এর সাথে গিয়ে কথা বলেছিলাম। তো এরকম ক্ষেত্রে কারো যো অন্য কোনো মনে করেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, তো সেই বিশ্ববিদ্যালয়ের ঐরকম মানুষের কাছে বা যেকোনো জিনিসই হোক সেই রিলেটেড ফাইন্যান্সিয়াল হোক বা অন্যান্য জিনিসগুলো হোক, সেগুলো একটু এনশিওর করা দরকার। কারণ দিন শেষে আপনি যদি তাড়াহুড়ো করে একটা ডিসিশন নিয়ে নেন, যেমন যারা এই যে ব্যাংকের ক্ষেত্রে যারা তাড়াতাড়ি FDR ভেঙে ফেলেছিল তারা কিন্তু তিরিশ-চল্লিশ-পঞ্চাশ হাজার টাকারও লস করেছিল। যেটা কিন্তু আসলে অব বাংলাদেশী টাকায় কিন্তু ভালোই অনেক টাকা। তো আ তাড়াতাড়ি ডিসিশন অবশ্যই কিছু, কিছু জিনিসে তাড়াতাড়ি নেয়া দরকার। যেমন আপনি যদি এটা স্বাস্থ্যের ব্যাপারে হয়, সেক্ষেত্রে অবশ্যই তাড়াতাড়ি নেয়া দরকার। কিন্তু দিন শেষে স্বাস্থ্যের জন্য হলেও আপনি কিন্তু আসলে ২-৩ জনের সাথে আ ডিরেক্ট এখন কিন্তু অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে। যেখানে গিয়ে ডিরেক্ট কথা বলা যেতে পারে, তথ্যগুলো ভেরিফাই করা যেতে পারে। আ তো সেগুলো কিন্তু করা যেতে পারে। তার সাথে, সাথে ডিসিশন নেয়া মোটেও আসলে উপ উপযুক্ত হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই।
আচ্ছা। হু, হু। হুম। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম, হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। আহা! হুম, হুম, হুম। হুম। হুম, হুম, হুম। হুম, ঠিক বলেছেন। হুম। হুম। বেশ ভালো কথা বলেছেন আপনি। কারণ আ এরকম পরিস্থিতিতে তাড়াতাড়ি তাড়াহুড়া করে ডিসিশন নিলে অনেক সময় অনেক সময় না বেশিরভাগ সময়েই ভুল ডিসিশন নেয়া হয়। যেটা পরে বেশ ক্ষতির কারণ হয়ে থাকতে পারে।
উম একদম। জ্বি। ঠিক বলেছেন।
আচ্ছা, আপনারা আ মানে আপনি কখনো খেয়াল করেছেন কিনা, যে আম এখন তো AI এর যুগ। তো বিভিন্ন এখন AI এত অ্যাডভান্স হয়ে গিয়েছে যে মানে বুঝা যায় না। বুঝতে একটু কষ্ট হয় কোনটা AI এর দিয়ে বানানো বা কোনটা AI ছাড়া মা মানে আসল ছবি। তো এরকম কোন কিছু দেখে থাকলে কি আপনি ক্রস চেক করেন? নাকি আপনি এসব ইগনোর করে ফেলেন?
হুম। আহ! হা, হা, জ্বী। হুম। আ অবশ্যই ক্রস চেক করি আর <chuckles>
এটি কিভাবে আসলে ইয়ে করা যায়, যাচাই বাছাই করা যায়?
জ্বি, প্রথমেই ক্রস চেক করি। কারণ AI য যতই উন্নত হোক না কেন। এখনো কিন্তু সেই লেভেলের রিয়ালিস্টিক এ যায়নি। মানে হ্যাঁ, অনেক কিছু লাগে। কিন্তু আপনি যখন কাছাকাছি ভালোভাবে একটা জিনিস দেখতে থাকবেন, তখন কিন্তু কিছু inconsistency আপনার চোখে পড়বে। যেমন মনে করেন হুট করে হ্যাঁ, একদম হুট করে ট্রান্সফর্ম করা। তারপর মনে করেন হালকা সাটেল টাইপের আপনার স্যাডো বলুন বা ব্যাকগ্রাউন্ড বলুন এগুলো কিন্তু আসলে পুরোপুরি ফিক্সড থাকে না। এখানে কিন্তু কিছুক্ষণ পর, পর, ফল আউট হয়ে যায়। তো এই যে জি জিনিসগুলো এগুলো দেখে কিন্তু আসলে যারা রেগুলার ইন্টারনেটে থাকে, তারা কিন্তু মোটামুটি মানে দেখতে পায়। কিন্তু সেটার সাথেও আরেকটা সহজ জিনিস যেটা, সেটা আ যাচাই করার একটা যেই জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে কোন জায়গাতে খবর এসেছে। খবরের সোর্সটাই কিন্তু আসলে প্রধানত বের করে দিতে পারে। যে আসলে আপনার কোন জায়গা থেকে এই জিনিসটা এসেছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই Legit website যেগুলো, যেগুলো, মনে করেন আপনার ট্র্যাডিশনাল মিডিয়া, মনে করেন CNN বলেন, BBC বলেন, ওরা কিন্তু এরকম ফেক ভিডিও গুলো শেয়ার করবে না। অব না বলে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে website বা কোথা থেকে আসছে সোর্স টা খুবই গুরুত্বপূর্ণ।
তা হুম। নজরে আসবে। হ্যাঁ, হ্যাঁ। উম হুম। হুম। আচ্ছা। হুম। হুম। ও! উম হুম, এটা ঠিক। হুম। হুম। না, না অবশ্যই না। হুম। অবশ্যই, ঠিক বলেছেন আপনি। অনেক সময় হয় না? যে এরকম ছবি দেখলে বা এরকম খুব আ চাঞ্চল্যকর একটা খবর দেখলে আপনার আ আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব এটা শেয়ার করতে থাকেন, continuously share হতে থাকে। তো আপনি তখন ওদেরকে জানানোর জন্য কীভাবে পদক্ষেপ নিবেন? আপনি কিভাবে বলবেন যে আপনারা যেটা ছড়াচ্ছেন সেটা ফেক এটা বিশ্বাস করা ঠিক না। এটা আসলে আপনি কিভাবে পদক্ষেপটা নিবেন?
উম জ্বী। অবশ্যই। হুম। হুম। আসলে এটা আ নির্ভর করে কে ছড়াচ্ছে জিনিসটা তার উপরে। যদি মনে করেন বয়স্করা কেউ ছড়ায়, তাদের সাথে একভাবে কথা বলতে হয়, ছোটরা যদি কেউ ছড়ায় তাদের সাথে একভাবে কথা বলতে হয়। ছোটদের ছোটরা যদি এগুলো শেয়ার করে ওদেরকে ডিরেক্ট বলা যায়। ওরা অত বেশি মাইন্ড করে না। ওরা মোটামুটি accepted হয়। ওরা বলে যে, "ও আচ্ছা।" তো অ্যা তারা অত বেশি মাইন্ড করে না। বাট বড়দেরকে বলতে গেলে কিন্তু এটা ট্রিকি, কারণ তাদেরকে এমনভাবে বলা যায় না যে তারা disrespected feel হয়। আবার <chuckles> মানে খুব সাবধানে জিনিসটা হ্যান্ডেল করতে হয়। তখন কিন্তু তাদেরকে আসলে এই শেয়ার টা ১ম যেই আ আসলে এইটা যে ভুয়া, এইটা যেই সঠিক তথ্যটা বা অরিজিনাল যে সোর্সটা সেটা কিন্তু দিয়ে বলা যায় যে, "দেখুন, এই জিনিসটা তো আমি দেখেছি। তো আম আম মনে হচ্ছে যে এটা হয়তো এরকমও হতে পারে।" মানে তাদেরটা একেবারে মিথ্যা সেটা ডিরেক্ট বলা যাবে না। মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে যে এই জিনিসটা আপনি দেখুন। মানে তাদের উপরে ছেড়ে দিতে হবে। তারা যখন দেখবে তারাই কিন্তু নিজেরা conclusion এস আসতে পারে। সেই আ ক্ষমতা তাদের থাকে বেশিরভাগ ক্ষেত্রেই।
আচ্ছা, আচ্ছা। হুম। হুম। উম উ হু। বুঝে নিতে পারে। উ উম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উ হু। উম উম হুম। না, হু, হু। হুম, হুম। উ হু, হু। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন। হুম, আর এখন আসলে মানে অ টেকনোলজি এতম হ ত ত এত অগ্রগতি হয়েছে টেকনোলজির যে বড়দেরকে বোঝাতে গেলে একটু মানে অনেক কিছু বলতে হয়। সেজন্য হ্যাঁ, হ্যাঁ খুব সমস্যা হয়ে যায়। ওরা বুঝতে চায় না বা বুঝতে পারে না। ওদের জন্য আম ইজি হয় না ব্যাপারটা। আর আপনি আম অনেক সময় হয় না এরকম যে আ অনেকে হচ্ছে আ কিছু সংবেদনশীল উম শিরোনাম স ছড়াচ্ছে বা অনেক ভুল শিরোনাম ছড়াচ্ছে। আ সেগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেন?
জী। উহ প্রচুর সমস্যা হয়ে যায়। একদম। হুম। জ্বী। হুম, হুম। হ্যাঁ, অবশ্যই। জী। আসলে এগুলো দিন শেষে ভয়েরও ব্যাপার, যে একটা নরমাল একটা খবর আপনি চিপা-চাপা থেকে এমনভাবে একটা খবর বানিয়ে ফেলে তো মানুষ দেখলে কিন্তু আসলে আ অনেক অবাক হয়ে যায়। মানুষ সমালোচনা করে পুরোটুকু খবর না পড়েই। তারা একটা heading পড়লো তারা দেখে কিন্তু পড়ে না। তো এটা সেলিব্রিটিদের খেতে প্রচুর হয়। তারা কোনো একটা কথা বলছে, সেটা আসলে এমনভাবে ঘুরিয়ে ফিরেয়ে বলা হয় মানে শুধুমাত্র একটা অংশ নিয়েছে। আ তো যেমন হচ্ছে যে কেউ একজন হয়তো বলে যে আব আ কোনো একটা বাক্যের মধ্যে বলছিল, যে আচ্ছা আ মিথ্যা কথা আ যেমন ধরুন কেউ মিথ্যা কথা বলল, মিথ্যা কথা বলতে আ আ তার ভাল লাগবে। এরকম টাইপ এর কিছু একটা বললো। তখন হচ্ছে এই ClickBit এ আর্টিকেল করে বলে দেবে যে, তার মিথ্যা কথা বলতে অনেক ভালো লাগে। তো এই যে জিনিসটা এটা কিন্তু অবশ্যই সমস্যা। তো প্রথমেই আমি করি কি যে, আ মানে আসলে আট পুরা আর্টিকেলটা পড়ে দেখি যে এটাই কি লেখা আছে কিনা। সেই জায়গা থেকে, আর বেশিরভাগ ক্ষেত্রে আমি আ ভেরিফাইড ছাড়া রেনডম যেই গসিপ পেজ যেগুলো আমি আসলে খুলেও দেখি না। কারণ আমি জানি যে এখানে উল্টা-পাল্টা জিনিসপত্র ছড়ায়। আ তো সেই ক্ষেত্রে আসলে আমি বিশ্বাস করি না। আ unfortunately যদিও প্রচুর মানুষ বিশ্বাস করে।
উ হু। হ্যাঁ। হুম। হুম, হুম, হুম, হুম, হুম। হুম। প্রচুর হয় হ্যাঁ, ঠিক বলেছেন। হুম। উ হুম। উ হু। হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হুম, হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ করে অবশ্যই করে। এমনও আছে যে আম আপনি যে ClickBit এর কথা বললেন, অনেকে হচ্ছে খবরের হেডলাইন দেখে আ আ এমনও হয় যে খবরের হেডলাইন এ একধরনের মানে খুব বাড়িয়ে লেখা। আর উম তারপর খবরটা পড়লে হচ্ছে, আসলে বুঝা যায় যে, এটা মানে এভাবে না, অন্যভাবে মিন করেছে। তো অনেকে করে কি, খবরটা পড়েই মনে করে ফেলে, যে যেটা মানে হেডলাইন এ যেটা লেখা আছে, সেটাই ঠিক। সেটাই মানে এ সেটা নিয়ে ওই হেডলাইন টা নিয়ে আরেক ধরনের খবর হয় যে, "উনি তো এরকম বলেছেন, উনি এরকম করেছেন।" এটা আসলে বেশ একটু অম অস্বস্তিকর ব্যাপার সবার জন্যই হতে পারে সেটা।
জি। হু, হু। একদম। উম <chuckles> উ-হুম, একদম। উম জী। একদম ঠিকই বলেছেন। এই জিনিসটা কিন্তু প্রায় হয়। তো এটা কিন্তু বিশ্বে সমস্যাও তৈরি করে, বিভ্রান্তিও তৈরি করে নানা জায়গায়।
হ্যাঁ, হ্যাঁ, সব সব জায়গাতেই এটা বিভ্রান্তিকর একটা পরিস্থিতি তৈরি করে। আপনি যদি আ ব্যক্তিগত কিছু টিপস দেন, যে আম আম মানে নিজে আপনি কিভাবে আপনার step মানে কিভাবে আপনি যাচাই-বাছাই করেন যে, খবরটা আ ঠিক আছে কিনা? বা সত্যি আছে কিনা? একটা মানে step by step যদি একটা আম টিপস দিতেন?
হুম। হুম। জী। উম উ অবশ্যই। ১ম এ যদি এটা কোন মানুষের সংক্রান্ত হয়, মানুষকে নিয়ে যদি কোন একটা তথ্য হয়, সেই মানুষের ফ ভেরিফাইড যদি কোন পেজ থাকে, সেখানে গিয়ে আমি দেখি, বা সেই মানুষের যদি ওয়েবসাইট থাকে, সেখান থেকে আমি দেখি। তারপরে কারা খবরটা প্রকাশ করেছে তাদের ভ্যালিডিটি আছে কিনা? ভেরিফাইড কিনা? তারা কি আসলেই আয়ত নিউজ মিডিয়া কিনা? সেটা দেখি। তারপরে কোন জায়গা থেকে সোর্স আসছে, সেটার জন্য রিভার্স ইমেজ অনেক সময় সার্চ করি। কিছু, কিছু বা ইন্টারন্যাশনাল খবরের ক্ষেত্রে Snopes নামে একটা আ ডাটা ভেরিফিকেশন একটা নিউজ ভেরিফিকেশন একটা ওয়েবসাইট আছে, যেখানে নিউজগুলো ভেরিফাই কিনা, ঠিক কিনা সেগুলো দেখা যায়। তো এসবই কিন্তু আমি করি।
হু, হুম। হু, হু। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। উ হু, হু। আচ্ছা, এগুলা বেশ ভালো কথা বললেন। খুবই উপকারী আম কাজে লাগবে। আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আম এত ভালো, ভালো তথ্য দেওয়ার জন্য, এ ব্যাপারে এত কথা বলার জন্য, অনেক কিছু জানানোর জন্য। আশা করি ভালো থাকবেন।
জি। জ্বি। আপনার সাথে আসলে কথা বলে, চমৎকার লাগলো! আশা করি আপনিও ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। ধন্যবাদ।